আর যেহেতু দেখেন আ আ ট্র্যাক রাখাটা যেহেতু অনেক সুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দে মানে কাজের আগ্রহ বা নতুন কোন আইডিয়া আসলে বা কোন জায়গায় ভুল হয়েছে না হয়েছে এটা কিন্তু খুব সহজেই আপনি লিখে রাখতে পারছেন। পরে ট্র্যাক করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে।
হুম। লিখে রাখা যাচ্ছে।
এটার পাশাপাশি যে মন্তব্যগুলো আপনি লিখে রাখতে পারছেন।
লিখে রাখা যাচ্ছে এবং লিখে রাখার পাশাপাশি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভয়েস নোট ও এড করা যায়। তো অনেক সময় যেটা হয় যে খুব ভিড়ের মধ্যে আসলে আমি লিখতে পারছি না বা দেখা যাচ্ছে যে আমাকে কেউ কিছু একটা বলে রাখলো। তো এই ব্যাপারটা আসলে আমার জন্য লিখে রাখা সম্ভব হচ্ছে না। খুবই ব্যস্ত। তো তখন কিন্তু আমি শুধুমাত্র ভয়েস রেকর্ডার টা অন করে সেই কথাটা আসলে আ ওখানে রেকর্ড করে রেখে দিই। তো সেটাও কিন্তু ভয়েস নোট হিসাবে যেমন এড হয়ে থাকছে। পাশাপাশি অনেক সময় হয় না যে কেউ আ কোন একটা কিছু দেখিয়েছে বা কোন একটা ঠিকানা দরকার। তো সেই ঠিকানাটাও আমি শুধুমাত্র একটা ছবি তুলে আমি কিন্তু সেই নোটে সেখানে আ অটোমেটিক্যালি সেটা টেক্সটে কনভার্ট করে নিতে পারছি। সেটা হতে পারে ইমেজ টু টেক্সট কনভারশন হতে পারে ভয়েস তো টেক্সট কনভারশন। এই ব্যাপারগুলোও কিন্তু খুবই চমৎকার এবং খুবই সহজ হয়ে গেছে।
তাই নাকি? হু, হু, হু। জ্বী, জ্বী। তাই নাকি? এগুলো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং <scoffs> মানে ব্যাপারটা কিছুটা হচ্ছে ছোটবেলায় ডায়েরিতে লিখে রাখা বা ওই যে পোলারয়েড ছবি <scoffs> ডায়েরিতে আটকে রাখার মতো। যে সব কয়টা ফিচার আপনি একটা জায়গায় পেয়ে যাচ্ছেন। এবং ট্র্যাক রাখাটা অনেক সহজ হয়ে যাচ্ছে।
একদম। হুম। একটা জায়গাতে এবং আসলে এই এবং এই ফিচার গুলো আসলে দেখা যাচ্ছে যে একটার সঙ্গে আরেকটা সমন্বয় করা এই ব্যাপারটাও কিন্তু সহজ হয়ে গেছে। তো আমি চাইলেই আমার আ আঁকার ভিতরে আমি আমার ভয়েস নিয়ে আসতে পারছি বা সেখানে আমার আ কোনো ডাটা নিয়ে আসতে পারছি। আমি সেখানে আ নিজের তোলা ছবি এড করতে পারছি। তো এই যে ব্যাপারগুলো এটাতেই তো আসলে প্রোডাক্টিভিটি টা বাড়ে। তো সেখানে আসলে আমার কাছে মনে হয় যে আসলে সামনে এগিয়ে যাওয়ার বা আসলে অপরচুনিটি টা এখন লিমিটলেস হয়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ।